অনেকদিন যাবৎ একটা জিনিস নিয়ে অনেক, টেনশনের মধ্যে আছি। আম এইযে কি করবো এটা নিয়ে কিছুই বুঝতে পারছি না। এর কারণে আমি, মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছি। আসলে এত কিছু মাথায় দিয়ে যাচ্ছে যে কিছুই করে উঠতে পারছি না। আর কোনো কিছুই যেন ঠিকঠাক মতন হচ্ছে না আমাকে দিয়ে। তাই সবকিছু যেন উলটপালট হয়ে যাচ্ছে। কারণ এইযে ভ্রমণ নিয়ে একটু টেনশন এর মধ্য দিয়ে যাচ্ছি এবং নিজে কি করবো এটা নিয়ে কিছুই বুঝে উঠতে পারছি না। আর এর জন্য মানসিকভাবে একটু চাপের মধ্য দিয়ে যাচ্ছি। তো এই নিয়ে কি করতে পারি? তা যদি আপনি আমাকে কিছু পরামর্শ দিতেন?
আচ্ছা। বুঝতে পেরেছি। আপনার কথা থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে, আপনি অনেক বেশি একটা চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন এবং একটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, এবং বুঝে উঠতে পারতেছেন না যে কীভাবে সমস্যাটা সমাধান করা যায়। আমি অবশ্যই চেষ্টা করবো আপনার এই সমস্যাটা সমাধান করার এবং আপনাকে হয়তো <smacks lips> গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস দেওয়ার, এর আগে যদি আপনি একটু আমাকে খুলে বলতেন যে, ভ্রমণ নিয়ে আপনার কী সমস্যাটা হচ্ছে এবং আপনি কোন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন? তাহলে আমার জন্য একটু উপকার হতো বিষয়টা বুঝতে।
জ্বি, অবশ্যই। আ আমি কিছুদিন যাবৎ ধরে আ এইযে আমার যে অফিস, অফিস থেকে হচ্ছে প্রচুর কাজের চাপ ছিলো। এবং আমার বস আমাকে মানে কাজের পর কাজ কাজের পর কাজ দিয়েই যাচ্ছিলো। তো এই কাজের মাঝখানে নিজের যে একটা মানে প্রেশার তা খুব বেড়ে যাচ্ছিলো। মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছিলাম না এবং বাসায় এসেও কাজ করছিলাম, বাহিরেও কাজ করছিলাম। তো এই নিয়ে আমি কিছু ক্ষিপ্ত হই এবং আমি আমার বসকে বলি যে হচ্ছে, "আমার কিছু ছুটি লাগবে। তা অল্প সময় হলেও হচ্ছে আমি রাজি আছি। কিন্তু আমার ছুটি দরকার।" যেহেতু আমার মানসিকভাবে আমি একটু ভেঙে পড়ছি এবং আমার মনে হচ্ছে যে এটা পেলে আমি খুব হচ্ছে খু খুশি হতাম। এবং আমার যে মানে মানসিক যেই চাপটা সেটা একটু কমে যেতো। তো এর জন্য আমার বসকে বলেছি, "আমি একটু ছুটি নিয়ে ভ্রমণ করে আসতে চাচ্ছি।" তো আমার বস হচ্ছে আমাকে রাজি হয়ে তা দেয় এবং তার অল্প মানে কিছু সময়ের জন্য ছুটিটা দেয়। এটা হচ্ছে ২ দিনের জন্য। তো এই পরি মাত্র ২ দিনের জন্য ছুটিটা পেলাম। আমি অবশ্য চেয়েছিলাম ৪ দিনের জন্য। কিন্তু হচ্ছে আমাকে ২ দিনের জন্য যেহেতু দিল। তো এইযে আমি ২ দিনের জন্য ছুটিটা পেলাম। আমি এটা নিয়ে কি করবো? তা খুব চিন্তার মধ্যে আছি। কারণ, আমি চেয়েছিলাম যে আ যদি আমাকে ৪ দিনের জন্য দিতো তাহলে হচ্ছে আমি একটু পরিবারকে নিয়ে একটু বাইরে ঘুরে আসতে পারতাম। যেখানে সেখানে দে মানে থাকে না যে একটু মাইন্ডটা ফ্রেশ হওয়ার জন্য? তো পরিবারকে নিয়ে হচ্ছে একটু দূরে গিয়ে কোথাও ভালো করে আ ঘুরে আসতে পারতাম। বা একটা ভালো ভ্রমণও হতো এবং একটা মজাও করতে পারতাম। কিন্তু এইযে ২ দিনের জন্য যে আমি ছুটিটা পেলাম, তো এটা নিয়ে আসলে কী করবো, না করবো তা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি। তো এটা নিয়ে আপনি একটু আমাকে পরামর্শ দিতে পারবেন যে কি করা যেতে পারে?
আচ্ছা। বুঝতে পেরেছি। আচ্ছা। ঠিক। অবশ্যই আমি চেষ্টা করব। আপনাকে পরামর্শ দেওয়ার, যাতে করে আপনার এই সমস্যাটা সমাধান হয়। এর আগে কী আপনি আমাকে আরেকটু বলতে পারবেন? যেহেতু বললেন যে আপনাকে ২ দিনের ছুটি মঞ্জুর করেছে আপনার অফিস থেকে। এই ছুটিটা কী এক্সাক্ট ডেট দিয়ে দিয়েছে? নাকি আপনি চাইলেই ছুটিটা হয়তো একটু postpone করে অন্যদিনে নিতে পারবেন? কারণ আমাদের দেশে দেখা যায় যেটা হয় যে শুক্র-শনি সাধারণভাবে বন্ধ থাকে বা অনেক অফিসে দেখা যায় শুত শুক্রবার এটলিস্ট বন্ধ থাকে। তো আপনি যদি আপনার এই ২ দিনের ছুটিটা ওই বুধ এবং বৃহস্পতি করতে পারেন বা শুক্র শনি যদি বন্ধ থাকে তাহলে রবি এবং সোমবার করতে পারেন, তাহলে কিন্তু আপনার ৪ দিনের একটা ছুটি সামনে চলে আসে। কারণ ২ দিন তো আপনার সরকারি বন্ধ। ২ দিন আপনার অফিস থেকে ছুটি আসলে ৪ দিন কিন্তু হয়ে যায়, এমনকি করাটা সম্ভব? যদি একটু বলতেন।
জি, অবশ্যই আমি এটা ভেবে দেখেছিলাম এবং আমি এটা আমার উম মানে কলিগদের সাথে যখন কাজের ফাঁকে থাকে না বিরতির সময়ে? তখন একটু কথা বলে দেখেছিলাম যে, এই যে আমি ২ দিনের জন্য ছুটিটা পেলাম, সেটা আমি কীভাবে কী করবো? তা মেনে নিতে পারছি না। তো আমার ১ কলিগ আমাকে বলে উঠলো যে, হচ্ছে আপনি ১ কাজ করতে পারেন, আপনার বসের সাথে গিয়ে কথা বলে একটু ছুটিটা অন্য সময় নিতে। যে সময়টা ছুটির দিন থাকে সাধারণত অফিস টাইমে তখন হচ্ছে আপনি ওই ছুটিটা নিয়ে নেন তাহলে তা টাইমটাও, মানে সময়টা একটু বাড়বে এবং আ আ আপনি মানে ভ্রমণটা শান্তিমতো করে আসতে পারবেন। তো এটা নিয়ে আমি আমার বসের কাছে গিয়েছিলাম, সেইদিনই রাতের বেলা যখন কাজ শেষ হয়ে যায়, কিন্তু আমার বস না তা মেনে নিতে পারল না। উনি বলল যে, "কাজের চাপ অনেক বেশি যেহেতু, আমি তা করতে পারবো না।" এবং আমাকে তার খুব জরুরি যেহেতু যে কাজগুলা উনি দিচ্ছেন, যে মেইল চেক করা তারপরে ক্লায়েন্টদের সাথে কথা বলা, এবং অন্যান্য কলিগদের সাথে হচ্ছে যে, যে কাজের আদানপ্রদান সেগুলোও করা। তো এইটার চাপটা হচ্ছে সামনে আরো থাকবে তো এই কারণে উনি এটা চেঞ্জ করতে পারবে না। তো এটা নিয়ে আমি খুব চিন্তার মধ্যে পড়লাম যে আসলে করবো কীভাবে? কারণ, এই যে একটা ২ দিনের ছুটি পেলাম এবং আমি যে কোথাও যাবো, আমি চেয়েছিলাম হচ্ছে আমার পরিবারের সাথে যখন আ রাতের বেলা ডিনারে এ খেতে বসি তখন হচ্ছে আমি আমার পরিবারের সাথে কথা বলে চেয়েছিলাম যে আমরা একটু "মাওয়া" থেকে ঘুরে আসতে পারি। একদিনের মধ্যেই হচ্ছে আমরা যাবো এবং একদিনের মধ্যেই এসে পড়বো। তাহলে হচ্ছে আ আমাদের বেশি সময়ও লাগবে না এবং আমরা কম সময়ে মজা করে আসতে পারবো এবং একটা আমাদের জার্নি যে একটা ভ্রমণ সেটাও হয়ে যাবে। যেহেতু আমরা ঢাকায় বসবাস করছি, আমাদের এত দূর যাওয়াও লাগবে না যেহেতু আমাদের সময় খুবই কম কিন্তু আ আমার পরিবারের মধ্যে, আমার মা রাজি হলেও কিন্তু আমার বাবার তা রাজি হচ্ছে না, কারণ বলছে যে আ "সময় নিয়েই যদি আমরা কোথাও ঘুরতে যাই তাহলে সেটা আরকি ভালো হবে।" তো এইটা নিয়ে যে একটা আইডিয়া বের করবো, যে আমি ২ দিনের মধ্যে তাদেরকে কীভাবে খুশি করে? তাদের মনটা মেনে নিয়ে, তারপর হচ্ছে আমরা একটা থাকে না? যে, ক্ষুদ্র সময়ের মধ্যে হচ্ছে কীভাবে আমরা মানে ভ্রমণ করে আসবো? যেহেতু আরেকটি দিকও আপনাকে বলি যে, আমার যেই আ চাকরি করি যেখানে, যে অফিসে চাকরি করি, সেখানে আমার বেতনটা খুবই অল্প আয়ের। আমি মাসিক প্রায় হচ্ছে ৳২০,০০০ আয় করি, কিন্তু এই যে এই ৳২০,০০০ এটা আমার হাত খরচেই চলে যায় এবং পরিবারকে কিছু দিয়েই চলে যায়। তো আমার হাতে এত টাকা থাকে না। তো এই যে আমি যে আমার পরিবারকে নিয়ে এতদূর যাবো, এটা নিয়েও একটা টেনশন এর মধ্যে আছি যে কীভাবে এটা সম্পূর্ণ ভ্রমণটা শেষ করে পরিকল্পনা করে আমরা আবার হচ্ছে মানে বাসায় ফিরতে পারবো? এবং আমি আমার যে কা মানে রুটিনটা যেই অফিসের কাজ সেগুলাতে ব্যাক করতে পারবো। তো এইটা নিয়ে একটু চিন্তার মধ্যে আছি তো, কী করা যেতে পারে? এইটা নিয়ে আপনি যদি আমাকে কিছু পরামর্শ দিতেন।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। হ্যাঁ। বুঝতে পেরেছি। <smacks lips> বুঝতে পেরেছি। আপনার সামনে কিন্তু অনেকগুলো সমস্যাই আছে, এবং সব সমস্যা কাটিয়ে কিন্তু, আপনার একটা ভ্রমণে যেতে হবে। এবং শুরুতে যেটা বললেন যে, আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি ব্রেইনটা দেখা যায়, অনেক বেশি জট পেকে গিয়েছে। ওই জটটা খোলার জন্যও কিন্তু আপনার জন্য একটা ভ্রমণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হতে পারে লং জার্নি বা হতে পারে সংক্ষিপ্ত ভ্রমণ। ২ টোর ক্ষেত্রেই কিন্তু আপনার মনটা খুলে যাবে এবং আপনার ক্ষেত্রে নতুন আইডিয়া আসতে সাহায্য করবে। যেটা হলো আপনার কাজের জন্য দরকার। এক্ষেত্রে আমি আপনাকে বলবো যেহেতু বসের সাথে আপনি কিছু করতে পারবেন না, এবং বসের সাথে কোনো নেগোশিয়েট করার উপায় নেই, যেটা আপনি আ আগেই চেষ্টা করেছেন। আপনি কিন্তু এখন, আপনার বাবা-মা'র সাথে একটু কথা বলতে পারেন এবং তাদেরকে আপনার যে <swallows> সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা কিন্তু বুঝাতে পারেন যে, "আমার অ অফিসে এখন অনেক বেশি কাজের চাপ, চাইলেই তো এখন ৪ দিনের ছুটি নিতে পারছি না। তো লং একটা জার্নি বা লং একটা ভ্রমণ যেটা আছে, এটা কিন্তু দিতে পারছি না।" তাদেরকে যদি এই জিনিসটা বুঝিয়ে বলেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে এবং তারাও কিন্তু আপনাকে হয়তো বুঝার চেষ্টাও করবে যে, "হ্যাঁ, আমার ছেলে তো চেষ্টা করেছে, তো সমস্যা নেই। যেহেতু এবার পারিনি, হয়তো অন্যবার যাবো।" এভাবে কিন্তু আপনি বুঝিয়ে দেখতে পারেন যে, "অন্যবার আমরা হয়তো লং ট্যুরে যাবো, এবার একটু সংক্ষিপ্ত ট্যুরে যাই।" এবং যেটা বললেন যে আপনার এই মাওয়াতে আপনার মাওয়াটা পাশে হয়, যেহেতু আপনি ঢাকা থাকেন। আপনি কিন্তু মাওয়ার বিভিন্ন দিকগুলো, আপনার পরিবারের সাথে আলোচনা করতে পারেন যে, "মাওয়াতে ওইযে ও ইলিশ খাওয়া যাবে এবং ওইখানে নৌকা দিয়ে ঘুরা যাবে, পদ্মার নিচ দিয়ে হয়তো যাওয়া যাবে। পদ্মার নিচ বলতে পদ্মা ব্রিজের নিচ দিয়ে যাওয়া যাবে। পদ্মাটা সম্পূর্ণ ঘুরা যাবে।" এভাবে যদি বলেন, তারা কিন্তু এখানে অনেক বেশি আকর্ষিত হবে এবং যেহেতু শহরে থাকেন, যেহেতু মানে সাধারণত সচরাচর আপনাদের নদীটা দেখা হয় না, নদীর বিষয় নিয়ে যদি একটু কথা বলেন, তারা কিন্তু অনেক বেশি উৎফুল্ল হবে। যে, "হ্যাঁ, নদীটা দেখা যায়। অনেকদিন ধরে দেখি নাই।" এবং যেহেতু এটা ঢাকার পাশে, তা আপনার ক্ষেত্রে কিন্তু বাজেটেরও কোনো সমস্যা হবে না। টাকাটা হয়তো অত বেশি ব্যয় হবে না। আপনি হয়তো ২,০০০-৩,০০০ বা ১,০০০-২,০০০ এর মধ্যেও কিন্তু সম্পূর্ণটা শেষ করতে পারবেন। এবং এখানে যে জিনিসটা হবে, যেহেতু নদীর বিষয়টা অনেক বেশি কাম, মানে অনেক বেশি শান্ত এবং নদীর পাশে গেলে আমাদের মাথা এবং মনও অনেক বেশি শান্ত হয়ে যায়। আপনার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। আপনার মেন্টালিটিটা স্টেবল হতে, যেটা আপনার এই কাজের চাপের কারণে অনেক বেশি আনস্টেবল হয়ে গিয়েছিল যে, অনেক বেশি আরকি, চাপ অনুভব হচ্ছিলো। এটা কিন্তু অনেকটা কমে যাবে এবং নতুন আইডিয়া আনতে আপনাকে কিন্তু অনেক বেশি সাহায্যও করবে। তো এভাবে কি ভেবে দেখেছেন যে, পরিবারকে এই মাওয়া সম্পর্কে একটু বলতে বা তাদের সাথে আলোচনা করতে?
জ্বী। জ্বি, না। অবশ্যই আমি আপনার যে এই মানে পরিকল্পনা এবং আপনি যেই সুন্দর একটি পরামর্শ দিলেন আমাকে, সেটা আমি কখনো ভেবে দেখিনি। আসলে জিনিসটা যদি আমি আগে থাকতে ভাবতাম হয়তো তাহলে আমার পরিবারের সাথে কথা বলে আমি একটু ভালো পদক্ষেপ নিতে পারতাম। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি আরেকটি জিনিস তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যেহেতু আমার বাবা পরিবারের, উনি একজন হচ্ছে যেহেতু দায়িত্বশীল মানুষ। উনি যেহেতু বললো যে আ "মাওয়া যেতে না," উনি যেহেতু নারাজ এবং রাজি হচ্ছে না। তো আমি ভাবলাম যে তাহলে কি আমি পরিবারের সাথে কোথাও না গিয়ে, বন্ধুজনদের সাথে কোথাও ঘুরে আসবো? নাকি না? তো যেহেতু আমার হাতে হচ্ছে মাত্র ২ টা দিন আছে। তো এই ২ দিনের মধ্যে, আমি কিভাবে হচ্ছে মানে বাহিরে যাবো? এবং হচ্ছে বন্ধুদের সাথে একটা প্ল্যান মানে পরিকল্পনা থাকে না একটা বিষয়? যে ভ্রমণটা করে আসবো। এবং যেহেতু আমি আপনাকে বললাম যে আমার ভ্রমণটা খুবই ক্ষুদ্র। মানে যেহেতু বাজেটের দিকতেও আমি একটু মানে কষ্টে আছি এবং আমার যে সময়টা সেটা একটু মানে কম। তো এই সবকিছু মিলিয়ে আমি কিভাবে যে এই ভ্রমণটা করে আসতে পারবো সেটা নিয়ে একটু টেনশন এর মধ্যে আছি। যেমন আমি আমার বন্ধুজনদের সাথে একটু কথা বলেছিলাম। তো তারা বললো যে হচ্ছে আমরা মাওয়া না যেয়ে, আমরা হচ্ছে একটি শান্তশিষ্ট পরিবেশে যেতে পারি। যেমন আপনি বললেন, "যেগুলো পদ্মার নিচে বা কোনো একটা জায়গা যেখানে হচ্ছে শান্তশিষ্ট।" যেহেতু আমার এখন যেই কাজের চাপ এর থেকে বাঁচতে হলে একটু মাইন্ডটা ফ্রেশ করতে হলে ভালো ১ টি জায়গায় যেতে হবে। যেখানে হচ্ছে মানে শান্তশিষ্ট জায়গা। তো আমি সেই পরিবেশটাই পছন্দ করি। তো এই নিয়ে আমার বন্ধুজন বললো যে হচ্ছে, "আমরা এমন ১ জায়গায় যেতে পারি।" যেখানে মানে কোন থাকে না যে? "আওয়াজ যেমন গাড়ি ঘোড়ার আওয়াজ এবং হচ্ছে মানুষজন কম থাকবে এবং একটু লোকালয় একটু কম মানে হচ্ছে পাহাড় পর্বতের দিকতেও আমরা যেতে পারি।" তো এই নিয়ে একটু চিন্তায় আছি যে কোথায় যেতে পারি? বা আমি কি এখন আমার বন্ধুদের জন মানে তাদের সাথে যাবো নাকি ১ দিন পরিবারদের সাথে গিয়ে আরেকদিন বন্ধুদের সাথে যাবো? তো এই নিয়ে একটু চিন্তার মধ্যে আছি। তো এইটা নিয়ে কি করা যেতে পারে? তা যদি আপনি আমাকে কিছু বলতেন।
আচ্ছা। হ্যাঁ। জি। বুঝতে পেরেছি। ঠিক। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। আপনার কথাটা কিন্তু খুবই স্পষ্ট যে আপনি এখনো ওই সমস্যাটার মধ্যে আছেন এবং কোনভাবে বুঝে উঠতে পারতেছেন না যে বাবার সাথে যাবেন? পরিবারের সাথে যাবেন? নাকি বন্ধুদের সাথে যাবেন। এক্ষেত্রে আমি আপনাকে বলব, আপনার নিজের জন্য যেটা বেস্ট হবে ওটাই কিন্তু আপনার করা উচিত। যেহেতু আপনার এই কাজের চাপটা অনেক বেশি বেড়ে গিয়েছে। আপনি কিন্তু বন্ধুদের সাথেও ঢাকার আশেপাশে যেখানে একটু কম টাকা লাগবে বা লো বাজেট যেগুলা আছে, ওগুলাতে কিন্তু যেতে পারেন। এবং গ্রুপ ট্যুর দিলে কিন্তু সবসময় টাকাটা একটু কম খরচ হয়। যেহেতু নিজের একা খরচ হচ্ছে না, বন্ধুদের নিয়ে গেলেও বন্ধুরাও খরচ করছে। এটা করলে কিন্তু আপনার জন্য অনেক সুবিধা হবে আমার কাছে মনে হচ্ছে।
জ্বি। এ এ আপনার পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটার চেষ্টা করে দেখবো। তার জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।